কাস্টমাররা অন্য জিনিসও পছন্দ করুক, আমার তো আর একটা কাজ না। আমার বাকি কাজগুলোও একটু সেটার মূল্যায়ন হোক বা আমি যেন আবার একটু আইডিয়া পেতে পারি। যে কোনো একটা ক মাধ্যম থেকে বা কিছু একটা দেখে। যেখান থেকে আমি একটু নতুন করে আইডিয়া জেনারেট করতে পারবো এবং একদম, একদম অনুপ্রেরণাটা যেন আসে। সেই অনুপ্রেরণাটাই আমি আ হারিয়ে ফেলছি। যে আসলে কাকে ফলো করলে বা কোথা থেকে কোন মাধ্যমে যদি আমি যোগাযোগ করি, যার ফলে আমার ম মাথায় একটু অন্যরকম চিন্তা আসবে? বা আমি যেই কাজটা করছি সেটাকেই আরেকটু মডিফাই করতে পারবো, এই বিষয়টাই আসলে আমি আর একটু বের হতে চাচ্ছি এই বিষয়টা থেকে। যেখানে আরেকটা লুপের মধ্যে আমি আটকে আছি। যে একই কাজ আমি বারবার করে যাচ্ছি। আমি চাচ্ছি এই কাজের মধ্যেই একটু নতুনত্ব আনা। মানে কাজটাতে যেন আমি আনন্দটা খুঁজে পাই।
হুম, হুম। জি, জি, জি। অনুপ্রেরণা পেতে পারেন। জি, জি, জি, জি। হুম, হুম, হুম, হুম। জি, জি, জি। জি, জি, জি। না এ, এ জি, জি, জি। এটা কিন্তু খুব সুন্দর করে আপনি বললেন, যে আসলে কি? যে একটু নতুনত্ব দরকার এবং একটু পরিবর্তন দরকার। পরিবর্তন ছাড়া আসলেই মানে কাজের মধ্যে অর্থ খুঁজে পাওয়া খুব কঠিন। তো আপনি যদি একটু বলতেন যে, আপনি আসলে কোন অংশটা সবথেকে বেশি মনে হচ্ছে যে ঠিক নাই? যেমন আপনি বললে না? যে আক একটা অনলাইন ব্যবসা করতেছেন। তো মানুষ এখানে অর্ডার দিচ্ছে। তো এখানে আ এটা কি এমন হচ্ছে যে একটা প্রোডাক্টই বার, বার অর্ডার দিচ্ছে? নাকি এখানে এই, এই জায়গাটা নেই যে আপনি যদি চান একটা আ জিনিস একবারেই বানাবেন বলে দিবেন, এবং মানুষ তার ভিতরেই হয়তো নির্বাচন করবে? এই, এই, এই সুযোগটা কি আছে কিনা?
হুম, হুম। হু, হু। এই সুযোগটা আগে ছিল না। এখন আপনি বলাতে আমার মনে হচ্ছে যদি আমি এটা করে দেই। যে আমি যদি হাইলাইট করি যে, আমার প্রোডাক্টই এক মানে হয়না? যে যেমন বাংলাদেশে যে রসমালাইয়ের ক্ষেত্রে কুমিল্লার বলা থাকে না? যে আ মাতৃভান্ডারের রসমালাই, যে আমাদের কোথাও কোন শাখা নেই? তো তেমন যদি আমি একটা কিছু ট্যাগলাইন ইউস করতে পারি, যার ফলে হবে কি যে, সবাই বুঝেছে যে, যে হ্যাঁ তার কাছে একটাই আছে। মানে সে যেই ডিজাইনটাই পাচ্ছে, তার কাছে সেইটাই ইউনিক। তো এমন একটা কিছু যদি চিন্তা করা যায় বা আমি যদি সেই লাইন টা দিয়ে দিতে পারি, জুড়ে দিতে পারি, তাহলে মনে হয় অনেকটা কাজ হবে। এবং তাতে করে হবে কি যে আর যদি কাস্টমাইজ ও আমি করতে পারি। যে পা প্লা পাবলিক আসলে কি চাচ্ছে হ্যাঁ, হ্যাঁ যে আপনি আসলে কি চাচ্ছেন? সেটা যদি আমি ধারণা নিয়ে তার পছন্দ অনুযায়ী যদি আমি কাস্টমাইজ করে দিতে পারি, সেক্ষেত্রে মনে হয়, হয় একটা নতুনত্ব একটা, একটা চ্যালেঞ্জ অনুভব আমি করবো। যে একটা কাজের প্রতি একটা ধারণাটা যেহেতু আছেই আগে থেকে, সেটাকে আমি আরেকটু reform করতে পারবো। এটা আমার ভালো লেগেছে। আসলেই ভালো লেগেছে।
হুম, হুম। জি, জি, জি। হুম, হুম, হুম। জি, জি, জি। হু, হু, হু। জি, জি। হ্যাঁ। জি, জি, জি। সেটাও তখন মানুষ নিবে। হু, হু, হু। বুঝতে পারছি। হুম, হুম, হুম। অবশ্যই।